আচ্ছা, আচ্ছা। না ভালো কথাই বললেন দেখুন। আ আমি আপনার সাথে আসলে একমত। আ তাই কিন্তু আজকাল হচ্ছে। তবে আ শহরে কিন্তু মানুষ পিছিয়ে নেই। আ শহরের মানুষরাও কোন না কোন পদ্ধতি ব্যবহার করে গাছ কিন্তু লাগাচ্ছে। তারা কিন্তু এখন ছাদে গাছ লাগাচ্ছে। তারা কিন্তু এখন টবের মধ্যে করে আম চাষ করছে। আমি দেখেছি বিদেশি অনেক প্রকার আম আ একজন চাষ করছিল এবং খুব দামি সেটা। এটা আমি কৃষি দিবানিশিতে দেখেছি, শায়েখ সিরাজের। এবং
জি। জি। জি। জি। জি। হুম। জি। জি। আচ্ছা, আচ্ছা। খুব সম্ভবত কাটিমোন আমের কথা বলছেন বা হচ্ছে এরকম কিছু একটা আম ছিল। আচ্ছা।
হতে পারে আমার ঠিক ধারণা নেই। তবে আমটা একটু গোলাপি, গোলাপি, মানে একটু খয়রি, খয়রি আর কি ইয়া ছিল আমটা আমি দেখেছি।
হুম। আচ্ছা। আচ্ছা। আ আসলে দেখা যাচ্ছে মানুষজন এইভাবে হচ্ছে দিনের পর দিন একটু বা হচ্ছে এই গাছপালার প্রতি। শহরের বিভিন্ন ছাদের মধ্যে দেখা যায় যে, আ আপনার একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে তারা আসলে সবুজ প্রাণের আশ্রয় দিচ্ছে। এই বিষয়টি আসলে ভালোই লাগছে আমাদের কাছে। অনেক ছোট বাচ্চাকাচ্চা দেখবেন যে আপনার এই যে বাবা-মায়ের সাথে বা অন্য কারো দ্বারা প্ররোচিত হয়ে বা আপনি যেমনটি বললেন 'কৃষি-দিবা নিশি' কিন্তু খুব চমৎকার একটি হচ্ছে আপনার আ অনুষ্ঠান যার মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ আসলে আ influence হচ্ছে বলা যায়। এবং তারা পরবর্তীতে যিনি হোস্ট রয়েছেন ওই প্রোগ্রামে তাকে কিন্তু বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে যে তাদেরকে উৎসাহিত করার জন্য।
হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম। হ্যাঁ, তা কিন্তু ঠিক। আপনি কিন্তু ঠিক বলেছেন। আসলে দেখেন, আ আমরা কিন্তু এই অনেক সময় গাছপালার রোপনের জন্য সবাই অনেকভাবে উৎসাহিত হই। তবে আজকাল আমার বাড়ির আশেপাশে যেটা হচ্ছে, আমি কিন্তু বেশ আ সুন্দর, সুন্দর, গাছগুলোকে পছন্দ করি এবং সেটা আমি লাগাতে চাই। তো এজন্য আমার বাড়ির আশেপাশে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এরকম যে
জি। হুম। জি। জি। আচ্ছা। হুম। জি।